আমার গুরু যদি বলতে চান, আমি কিন্তু আ টিভিতে বিভিন্ন সময়ে আমাদের আগে যে অনুষ্ঠানগুলো হতো ইত্যাদি বা শুভেচ্ছা, বা বিভিন্ন সময় বিদেশী চ্যানেল গুলোতেও কিন্তু বিভিন্ন রকমের আম ইভেন্ট হয়। ইন্ডিয়ান আইডল হতো বা এই ধরনের অনেক কিছু হতো। আমি কিন্তু ওদেরকে খুব ফলো করতাম যে ওরা কিভাবে কথা বলছে? এবং ওটা দেখে আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে হোস্ট হতাম। আ নিজেই নিজে, নিজে অনেক কিছু বলার চেষ্টা করতাম। হয়তোবা পত্রিকা নিয়েই পত্রিকার লাইনগুলোই আমি আয়নায় দার আ আয়নার সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বলছি এরকম অনেকবার হয়েছে, হ্যাঁ। আবার আমার একটা জিনিস খুব ছোটবেলা থেকেই খুব পছন্দের একটা প্রফেশন ছিল সেটা হচ্ছে নিউজ রিডার। তো আমি খুব নিউজ শু দেখতাম। মানে শুনতাম বলব না, আমি নিউজ দেখতাম। আ কারণ আমি ওদের বাচনভঙ্গি বলুন বা ওদের কথা বলার যে স্টাইলটা কিভাবে পজ দিতে হবে? বা কোত্থেকে শুরু করতে হবে? সেটা আমি খুব দেখতাম। আর পাশাপাশি ইভেন্ট অর্গানা ইভেন্ট অর্গানাইজ করার ব্যাপারটা আমার এসেছে আ মূলত পরিবারে আমাদের যদি কোন প্রোগ্রাম হতো বা কোনো ছোটখাটো অনুষ্ঠান হত, তখন দেখা যেত যে দায়িত্বটা আমার উপরেই আসত। যে কোথায় কাকে, কাকে বলা হবে? বা কী, কী কোথায় রাখা হবে? তো ওই দুটো মিলেই কিন্তু আমার হু, হু।
হ্যাঁ। হ্যাঁ। জি। অনেক ইভেন্ট হয় হম। জি। ওহ। নিজেই প আচ্ছা। হুম। আচ্ছা। বাহ! চমৎকার তো। ওহ। হুম। আচ্ছা। হু, হু। জি, মানে আপনি কি মেইনলি ইভেন্ট অর্গানাইজ বলতে আপনি কি টোটাল ফুল প্যাকেজ প্রোভাইড করেন? মানে আপনি তো বলছেন যে প্রেজেন্টার এর কাজটাও আপনি করেন। হ্যাঁ।
একদম। আমি প্রেক আমি ফুড আহ ফুল প্যাকেজ টাই প্রোভাইড করি। কিন্তু ঐখানে যেখানে প্রেজেন্টার হিসেবে যে কাজটা সেটা মূলত আমিই করি। আর বাকি কাজগুলো আমার যে টিম মেম্বার রা আছে তারা সামলে নেয়।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। যেমন আহ আমরা তো দেখি যে ক্যাটারিং সার্ভিস গুলো সাধারণত ইভেন্ট অর্গানাইজার রাই প্রোভাইড করে। এগুলো আপনি নিয়ে আসেন না?
হু, হু, হু, হু। হুম, হুম, হুম, হুম। হুম, হুম না, আহ, এখনো আমি আসলে ক্যাটারিং সার্ভিসটা ওভাবে শুরু করিনি। আমি জাস্ট আ ইভেন্টটাকে কিভাবে অর্গানাইজ করা যায়, কিভাবে ভেনুটাকে সাজানো যায় আপাতত আমরা এসব নিয়েই কাজ করছি। এখনো পর্যন্ত ক্যাটারিং সার্ভিসটা আমরা শুরু করিনি।
সাজানো থেকে শুরু করে। আচ্ছা, আচ্ছা। ওকে।